আচ্ছা। হ্যা, এখানে আসলে ভেঙে পড়ার বিষয়টা খুবই স্বাভাবিক। একই জিনিস আসলে বারবার যদি কারো সাথে হয় ধরেন উ তার আসলে পছন্দ না, তাও তার সাথে হচ্ছে। তখন কিন্তু ঐ যে মন মেজাজটা ঠিক রাখাও সম্ভব না এবং আ অনেকে কিন্তু আসলে ভেঙে পড়ে। তবে আপনি আসলে মানে ভেঙে পড়বেন না। হ্যা, এখানে ভেঙে পড়লেই তো আসলে হেরে যাওয়ার মতো একটা বিষয় হয়ে যায়। আপনি যেটা করতে পারেন, যারা আসলে আপনার সমালোচনা করছে, তাদের সাথে আ প্রথমত আসলে একটু ইগনোর করার চেষ্টা করবেন। মানে আপনার চলাফেরাতে যেন তাদের মানে এক্সিস্টেন্স বা অস্তিত্ব যাতে আপনার আশেপাশে না থাকে। এটা হচ্ছে ১ম কথা। যদি আপনার জন্য তারা হচ্ছে কি আ নেগেটিভ হয়, হ্যা? তো এমন আসলে হতে পারে যে তারা অনেকে ভালোও চায়। হ্যা, এরকম হতেও পারে। তো ভালো যদি চেয়ে থাকে আপনি যদি চিনেন তাহলে তো ভালো হলোই যে আপনি আসলে চেষ্টা করে দেখবেন। আর যদি না হয় অতিরিক্ত আসলে করছে এবং আপনি ভেঙে পড়ছেন। তখন একটু মনোবলটা নিয়ে সাহস নিয়ে একটু দীর্ঘ সি নিঃশ্বাস নিবেন। নিয়ে আসলে আ তাদের সাথে যেয়ে একটু কথা বলার চেষ্টা করবেন যে তারা আসলে কি বুঝাতে চাচ্ছে এবং তারা আসলে যদ মানে
জি, জি। হু, হু। হু, হু। আচ্ছা। মানে বেসিক্যালি হচ্ছে তাদেরকে একটু কনফ্রন্ট করা আছে। তারা আমাকে এই কথাগুলো কেন বারবার বলছে। হ্যা, এই জিনিসটা আসলে করা যায়। কিন্তু অনেক সময় হয় কি তারা যখন নিজের পরিবারের বা নিজের কাছের মানুষরা সমালোচনাটা করে না তখন দেখা যায় যে আসলে তাদেরকে সেভাবে কনফ্রন্ট ও করা যায় না। <snorts> বা তাদেরকে যদি জিজ্ঞাসা করি বা দেখা যায় আমার মার কথাই যদি বলি আমার মা প্রায় দেখা যায়। যে আমার আ স্টাডি গ্যাপ আছে বেশ কিছু বছরের। তো সেটা নিয়ে আমার মাঝে নিজেই miss self-criticism হয়, মাঝে, মাঝে, নিজেই একটু বিষণ্ণতায় পড়ি যে আমার বন্ধুরা আমার চেয়ে এগিয়ে গিয়েছে। আমি হয়তো তাদের মতো ভালো করতে পারিনাই জীবনে বা আরেকটু ভালো করতে পারতাম, আরেকটু সিরিয়াস হতে পারতাম। তো প্রায় সময় হয় কি <snorts> আমার মা বুঝে যে হ্যা ঠিক আছে কোন একটা ভ্যালিড কারণে হয়তো আমার পড়াশোনা পিছিয়ে গিয়েছে। বাট তাও হয় কি সে মাঝে, মাঝে, বলে ফেলে যে "অমুক তো এটা করেছে, তোর কাজিন তো ওটা করেছে" <snorts> বা হয়তো আমার কোন ফ্রেন্ডের উপমা দিয়ে সে কিছু একটা বলে ফেলে। সেটা তে মন খারাপ হয়ে যায়। তখন যখন আমি তাকে বলি যে আমি তোমাকে বারবার বলছি তুমি অন্যর সাথে আমাকে ক্রিট <snorts> কম্পেয়ার করবা না। <swallows> কারণ দেখা যায় যে একেক জনের জীবন তো একেক গতিতে চলে। তার মতো রিথম এ যে আমি চলবো এমন তো কথা নেই। তো এইসব নিয়ে যখন তার সাথে আমার কথাবার্তা হয় তাকে যখন আমি কিছু বলি দেখা যায় সে খুব চেতে যায়। তখন হয়তো একটা ঝগড়া লেগে যায়। হয়তো একটা <snorts> খুব বড় কথা কাটাকাটি হয়ে যায়। সেটা আবার আরো বেশি ক্লান্তিকর মনে হয়। তো মানে এই জিনিসগুলো যাতে বারবার রিপিট না হয় সেটার জন্য কি কোন পদ্ধতি আছে?
হুম। জি। হুম, হুম। না। না, হ্যা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হু, হু। চলে। না। হুম, হুম। আচ্ছা, হু, হুম। হ্যা, হ্যা।